উম বুঝতে পারছি ব্যাপারটা। এটা আসলে খুবই স্বাভাবিক। কারণ দেখা যাচ্ছে যখন, আ পড়াশোনাটা শেষ হয় সেক্ষেত্রে কিন্তু সবাই আশা করে যে সে খুব দ্রুত একটা ভালো career-এর দিকে যাবে এবং সামাজিক যে একটা চাপ আপনি feel করছেন এটাও কিন্তু খুবই স্বাভাবিক। প্রায়, আ অনেক মানুষই হচ্ছে এই ধরনের চাপ, চাপে পড়ে যায় আর কি graduation-এর পরে বিশেষ করে এবং আপনার ক্ষেত্রে আপনি বাইরে থেকে যেহেতু masters করছেন, আ প্রত্যাশাটা একটু তুলনামূলক অন্যদের থেকে হয়তো বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে এই চাপটা খুবই স্বাভাবিক। আ তো আমি বলব আপনি চাপ নেবেন না। আ কারণ আ একটু যদি আপনি strategy গুলি চিন্তা করেন, তাদের যে আশা সেটা আপনি নিশ্চয়ই পূরণ করতে পারবেন। সেক্ষেত্রে আপনারও তো এটাই চাওয়া, তাই না? যে আপনি যেহেতু এখন masters শেষ করছেন, যত দ্রুত সম্ভব, আ মানে ভালো একটা চাকরিতে য বা job-এ ঢোকা। এতে করে তো মনে আপনারও ভালো হয়। আপনি তো সেটাই চাচ্ছেন, তাই না?
হু। উহু। জি। উম উহু। উহু। আমিও সেটাই চাচ্ছি। কিন্তু জিনিস হচ্ছে যে আমি যে পেয়ে যাব সেটা কিন্তু কোন গ্যারান্টি নেই। তো পেতেই হবে এরকম একটা ধারণা হয়তো তাদের মধ্যে বা পেয়ে যাবই। না পেলে হয়তো তারা হয়তো ভাববে যে আমার যোগ্যতা নেই দেখে পাচ্ছি না। কিন্তু দিনশেষে এখানে তো competitiveness যারা native আমি যে জায়গায় থাকি basically যেখানে তারা যারা local তাদেরও job পেতে কষ্ট হচ্ছে। আ কারণ এখানে হচ্ছে যে Covid-এর পর থেকে আ বিশেষ করে আরও অনেক অ অ কিছুর কারণে আরও কিছু situation-এর কারণে কিন্তু এখানে job market টা খুবই খারাপ। আ খুবই saturated বিশেষ করে ওদের local মানুষরাই অত বেশি সহজে পাচ্ছে না। তো আমাদের যারা foreign যারা তাদের পাওয়াটা একটু কঠিন। অনেক বেশি খুঁজতে হয়। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে আমি গ্যারান্টি দিয়ে অবশ্যই বলতে পারব না যে আমি সাথে, সাথে বের হয়ে পাব। আমি জানি তারা আমার ভালো চায় কিন্তু এখানে যেখানে একটা uncertainty আছে সেই জিনিসটা হয়তো তারা বুঝছে না বা বোঝার চেষ্টা করছে না সেটা আমার কাছে মনে হচ্ছে।
হুম, হুম। উহু। উহু। বুঝতে পারছি। বুঝতে পারছি, উহু। হু, হু। হ্যাঁ। আচ্ছা। হুম। হুম।